হ্যাঁ, বিশেষ কৌশল বলতে কি আমি যে খুব বেশি ন নমনীয় যে একটা বিষয় থাকে না যে নমনীয় থাকার চেষ্টা করি। যদি আমার কাছে একটা বিশ্বাস যেটা আমি যদি নমনীয় থাকি তাহলে সামনের মানুষটাও বুঝতে পারবে যে না সেও তো আসলে খুব বেশি flexible তো তার সাথে আসলে কথাবার্তা বলে হয়তো কোন একটা সমঝোতায় আসা যাবে।
হুম, জি। উম বুঝতে পেরেছি। হুম। negotiate করে নেয়াও যায়। হুম। এটা কিন্তু অনেক চমৎকার একটা মানে ওয়ে বললেন। কারণ দেখা যাচ্ছে যে আ অনেক সময় তো মানুষ ঝগড়া করা শুরু করে দেয় বা নিজের যুক্তি মানে প্রমাণ করার জন্য যা তা বলতে থাকে। হ্যাঁ? উম তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অন্য পক্ষের মানুষটা চাইলেও মানে ঠিক আছে negotiate করব। এই মনোভাবটা থাকলেও সেটা উল্টে যায়। তো এটা তে বেশ চমৎকার বললেন যে আসলে নম্র থেকে আম আসলে ২ পক্ষের কথা শুনে একটা মাঝামাঝি জায়গায় আশ আসাটা তখন অনেক সহজ হয়। জি। তো আপনার মতে এই যে ভালো একটা negotiate এ সবচাইতে মানে negotiate এর যে থাকে তার সবচাইতে বড় গুণ কোনটা হওয়া উচিত?
হ্যাঁ, সেই বিষয়টাই। হুম। ২ টি। হ্যাঁ। অবশ্যই এটাও ঠিক। হুম, হুম, হুম, হুম। হুম। আচ্ছা সবচাইতে বড় গুণ যেটা বলব, যদিও বা আমি খুব বেশি ইমোশনাল টাইপের মানুষ দেখা যায়। প্রত্যেকটা কথাবার্তা যখন বলি সেটা যদি আমার কাছের মানুষ হয় বা আমার বন্ধু-বান্ধব বা পরিবার প্রয়োজন হয় তাদের সাথে আসলে ইমোশন নিয়েই কথাবার্তাটা হয়। আচ্ছা মানে আমি এরকম করে ফেলবো, আমি ওরকম করে ফেলবো। তো এই বিষয়গুলা থাকে। তাদের সাথে একটু অধিকার দেখিয়ে কথাবার্তা বলা। কিন্তু আমার যেটা মনে হয় যে একজন যে আ এ একজন ভালো বলে না যে আসলে মানে যে আসলে চাচ্ছে যে এই একটা বিষয়ে ৫ পথে আসলে মানে এসে কি করবে না করবে, সেক্ষেত্রে তথ্য দিয়ে আসলে কথাগুলা ২ পক্ষের ক্ষেত্রেই আসলে যে মানতে হবে। যুক্তি থাকতে হবে। আসলে শুধু ইমোশনটা সেখানে কাজ করলে হবে না। যে যুক্তিই যদি না থাকে, কাজটা আসলে কি মানে কিভাবে আসলে মাঝে পথে আসবে সেটাই, সেটাই।
হুম। এহে। হুম। আচ্ছা। <chuckles> জী। তা হুম। হুম। উহ। আচ্ছা। কাজ করলে হবে না। আচ্ছা। তাহলে আসলে কিভাবে করাবেন? <chuckles> আচ্ছা বেশ চমৎকার বললেন! তো এই যে কাজের জায়গায় negotiation আর ব্যক্তিগত জীবনের যে negotiation এটার মধ্যে আপনার কি মনে হয় পার্থক্যটা কোথায়?
হুম। হ্যাঁ।

পার্থক্যটা আসলে কি, ব্যক্তিগত জীবনটা হয় কি শুধুমাত্র কাছের মানুষজন বা দেখা যায় বন্ধু-বান্ধব বা পরিবার-পরিজনদেরকে মিলে আরকি। বা উম দেখা যায় বা মানে আমি যাকে চাচ্ছি সে যেন মানে ওভাবে আরকি হয়। মানে তারাই আসবে লাইফ এ, তারাই হচ্ছে তাদের সাথেই আমি এভাবে আসলে নেগোশিয়েশন এর একটা বিষয় আছে, সেটা করতে পারবো খুব সহজে কোনো সমস্যাই নেই। তো ঐ ক্ষেত্রে না একটু ইমোশনটা বেশি কাজ করে। যে একটু আগে আমি বললাম যে আমার ইমোশনটা বেশি কাজ করে। কিন্তু কাজের ক্ষেত্রে কি
হু। জি। হ্যাঁ। <chuckles> জি। কর কর জি। সে তো কাছের মানুষ, জি। উ হুম। না অধিকার বেশি দেখানো হয়, বলাটা সহজ হয়, তাই তো?
হ্যাঁ, সেটাই। অধিকার ওদের উপর আমি খাটাতেই পারব। তো সেজন্য। তো কাজের ক্ষেত্রে গিয়ে যে আমি আমার বসকে বলবো যে না আপনার উপর আমি অধিকার খাটাচ্ছি। এই টাইপের তো আসলে ইমোশন নিয়ে তো আসলে আমি কথাবার্তা বললেও কোনো লাভ হবে না। দেখা যাবে চাকরির তে মানে আমার চাকরিটা তো উল্টো চলেই যাবে, পরে দেখা যাবে আমাকে রাস্তায় ঘুরতে হবে আরকি এই বিষয়টা আরকি। তো আমার কাছে মনে হয় সেখানে আসলে যুক্তির মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে হবে। যেন নিজেকে কোনোভাবে কেউ আসলে ভুল বুঝতে না পারে।
আচ্ছা। একদম। এটা না। আর হবে না। না, না, না। <chuckles> জি। হু। তে পেরেছি। উ হু, হুম। বুঝতে না পারে বুঝতে পারলাম। তো এইযে ধরেন দেখবেন যে নেগোশিয়েট করার আগে অনেকে কিন্তু চেষ্টা করে। অনেক ঘুরিয়ে, ঘুরিয়ে কথা বলা বা ঘুরিয়ে, ঘুরিয়ে বোঝানো। যে আচ্ছা এভাবে করলে এভাবে আপনার যুক্তিটা আসলে হয়তো ঠিক না কারণ দেখেননি এটা তো এভাবে। তখন আসলে আপনি কিভাবে আসল বিষয়টা ধরে রাখেন? যে না, উহু যেটা যুক্তি দিয়েছি সেটাই।
হুম। হ্যাঁ। উ হু। <chuckles> সেটাই। অ্যা এটা হয়। এটা কিন্তু আপনি মানে একটা বিশেষ একটার কথা মনে করিয়ে দিয়েছেন আমার ক্ষেত্রে। যে আ দেখা দেখি আমি একটা টপিক এ আছি। ধরুন আমি আমার প্রিয় মানুষটার সাথে একটু ঝগড়া করছি, হ্যাঁ! তো আমি তারে বলি যে, "আচ্ছা তুমি এই কাজটা কেনো করলা?" তো সে হয় কি মানে অনেক ইনিয়ে-বিনিয়ে বলে যে, "আ কোথায়? কি করেছি? কখন?" হ্যাঁ, মানে সে বিষয়টাতেই থাকতে চায় না, সত্যি কথা।
জি। <laughs> আচ্ছা। হুম। আচ্ছা! হু। <chuckles> মানে হুম মানে অন্য জায়গায় চলবে, অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে আরকি। <chuckles>
হ্যাঁ যেন ওইযে আমি রাগ না করি। কিন্তু আমার তো সেই দিকেই থাকতে হবে। পরে আমি ঘুরে ফিরে সব কথার উত্তর দিয়ে, আমি বললাম, "তো কোথায় ছিলাম আমরা? আচ্ছা এই টপিক এ ছিলাম? হ্যাঁ এটা তো কেনো করলা?"
হুম। <laughs> একদম আবার ঘুরে ফিরে নিয়ে আসেন ওখানে। আচ্ছা, এটা কিন্তু বেশ মজা দেয়।
পুষতে থাকো। হ্যাঁ হ্যাঁ, এটা আমার আমার আত মানে একটা বিষয়েই ফোকাস থাকবে যে আমি যেটা বলছি সেটাই। তো তোমাকে এটা উত্তর দিতে হবে। হ্যাঁ এটার মানসিকতা থাকে আমার। হুম।
সেটাই একদম। <chuckles> আচ্ছা বুঝতে পারলাম। তো এইযে যখন নেগোশিয়েশনটা মানে অনেক বেশি সময় নিয়ে ফেলে, হ্যাঁ? তখন আপনার ধৈর্যটা কিভাবে রাখেন নিজের, যে না আর পারছি না। কিন্তু নেগোশিয়েট করছেই, করছেই। তখন আসলে কিভাবে ধৈর্য ধরে রাখেন?
হু, জি। হ্যাঁ।